রাইট, রাইট হ্যাঁ, একদমই ঠিক, এ কারণ এর আগে কিন্তু ওরকম ও গান শোনার আ খুব ভালো মাধ্যমও কিন্তু ছিল না। দেখা যায় রেডিওতে হয়তো গান শুনতে হইত। টেলিভিশনে হচ্ছে বিটিভিতে যে গানগুলো শুনা হইতো ঐগুলাই শুনতে হইত। আর হচ্ছে দেখা যায় যে হয়তো
জ্বী। হ্যাঁ। জ্বী। হুম। পাঁচ টাকা ৳১০ -র ক্যাসেট দিয়ে শোনা হত <chuckles> ট্যাপ-রেকর্ডারে।
হ্যাঁ, হ্যাঁ হয়তো আ ট্যাপ রেকর্ডার ছিল, ওইটা কিনে, কিনে ক্যাসেট কিনে, কিনে শুনতে হইত, এখনকার মতো এত ওপেন সোর্স ছিল না। তো আপনি যখন আসলে আপনার ছোটবেলার কথা মনে করেন আ যে তখন আসলে আপনি কিভাবে গান শুনতেন আরকি একদম ছোটবেলায়?
জ্বি। হুম। হ্যাঁ। জি। আ আসলে ছোটবেলায় আমি হচ্ছি আপনার আমার বাসায় ট্যাপ-রেকর্ডার ছিল। আর তার পাশে, পাশে আমার পার্সোনাল কম্পিউটার ছিল আ
আচ্ছা। আচ্ছা।
ক্লাস 2, 3 তে আমি কম্পিউটার পেয়ে যাই বাসা থেকেই। আ তো ওই ক্ষেত্রে হয় কি আপনার মনে করেন যে
বাহ! চমৎকার, হ্যাঁ, হ্যাঁ। ঐ ঐটাতে কি ইন্টারনেট কানেকশন ছিল? তখন কি কম্পিউটারের ওরকম সরাসরি ইন্টারনেট কানেকশন ছিল?
না তখন ইন্টারনেট কানেকশন ছিল না তখন আ ডিস্কের জমানা ছিল কম্পিউটারেও। আ গোল ডি গোল ডিস্ক। ঠিক আছে? গেম খে গেম কে ওটা অ গেম খেলার ক্ষেত্রে বলেন গান শোনার ক্ষেত্রে বলে ৳১০ দিয়ে ওই ডিস্কগুলা কিনা লাগতো। দেখা যেত ওই ১টা ডিস্কে আপনার ১৫ ২০ টা গান থাকত অ্যালবাম, একেকটা ব্যান্ডের। তো ওগুলা
আচ্ছা, আচ্ছা, হ্যাঁ রাইট। গোল, গোল ডিস্ক গুলা হ্যাঁ। হুম। আচ্ছা। হু, হু। ওটা আ ৳১০ দিয়ে কি বিক্রি করতো নাকি ৳১০ দিয়ে ভাড়া আনতে হইতো? ওই সময় মনে আছে কি? আচ্ছা, রাইট।
আ দশ টাকা দিয়ে ভাড়া আনতে হত। গেমের ক্ষেত্রে বে গেমে গেমিং ডিস্ক হচ্ছে গিয়া ৳২০ দিয়ে কিনতে হতো বা আ ভাড়া আনা যেত ৳১০ দিয়ে। আ
আচ্ছা, আচ্ছা, হ্যাঁ। হ্যাঁ, কিনে তো আসলে সেভ করে ফেলা যাইত। মিউজিকের যে গানগুলা আছে কম্পিউটার থাকলেতো ঐগুলা সেভ করে আবার হ্যাঁ, হ্যাঁ, তারপ তারপর সিডি ফিরত দিয়ে দিলেও সমস্যা ছিল না। সুতরাং কিনারতো ওরকম প্রয়োজন ছিল না যেহেতু বলেন। ছোটবে ছোটবেলা থেকেই হচ্ছে আপনি কম্পিউটার ব্যবহার করতেন তো এটা আসলে আপনাকে অবশ্যই আ অন্যান্য যারা সংগীতপ্রেমী আছে তাদের থেকে একটু এগিয়ে দিয়েছিল সে সময়, তাই না? আর দেখা যায়যে আ ওই সময়টাতে কিন্তু কম্পিউটার খুব বেশি আ মানে খুব বেশি ছিল না আরকি, খুব বেশি মানুষের কাছে ছিল না। তখন হ ক্যাসেট দিয়ে মানুষ শুনতে বেশি পছন্দ করত। তো তখন যদি আপনার হ্যাঁ, তখন আপনার মিউজিক কালেকশনটা আসলে কিরকম ছিল? যদি একটু বলতেন যে কাদের, কাদের গান আপনি সেভ করে রাখতেন বা শুনতেন ওই সময়টাতে?
হ্যাঁ ,হ্যাঁ। কপি-পেস্ট করলেই হয়ে যেত। হ্যাঁ। প্রয়োজন ছিল না, হ্যাঁ। জ্বী। হ্যাঁ। সেই সময় এগিয়ে নিয়েছিল বলতে পারেন। জ্বি। হ্যাঁ। হ্যাঁ ট্যাপ-রেকর্ডার দিয়ে ক্যাসেট পছন্দ করত। আচ্ছা, আ আসলে আ আমার বড় ভাইয়ের মাধ্যমে অনেক গানের পরিচয়। সে বেশিরভাগই মাইলসের গানে এইযে নিঃস করেছে আমায় তারপরে আপনার 'এলআরবি' তারপরে আপনার জেমসের গানে এদের গান শুনতো। আমি আবার মনে করেন যে ঐ সময় একটু বলিউডের গান শুনতাম। আ ঠিক আছে? হিদ হিন্দি গানগুলো একটু শুনতাম। হ্যাঁ, ইমরান হাশমির গান, তারপরে আ এ 'কৃষ' মুভির কিছু গান তারপর 'ফানা' একটা মুভি ছিল আ আমির খানের। ওই মুভির গানগুলো অনেক সুন্দর ছিল তখন, ওই গানগুলো শোনা হত। আ তো এইসব গান শোনা হতো আরকি তার পাশাপাশি বাংলা গানও শোনা হত বেশ কয়েকটা।
হুম। হুম। আচ্ছা। একটু হিন্দি গানগুলো, মশলাদার টাইপ গানগুলো একটু বেশি শুনতেন নাকি? হ্যাঁ, আচ্ছা, আচ্ছা রাইট। হ্যাঁ। হ্যাঁ, আমির খানের রাইট, হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। রাইট।